অবশ্যই, এইযে সবার জন্য যাতে সম্মান আ মানে সমান শিক্ষার যাতে সুযোগ করতে পারি, এটিই তো আমরা চাচ্ছি। তো এটি কিন্তু সরকার বা যারা authority তে আছে তাদের কিন্তু এইগুলা দেখতে হবে। আর আমরা মানুষ হিসেবেও এটা যাতে আসলে হচ্ছে কিনা এটা কিন্তু আমাদের মানুষ হিসেবেও দায়িত্ব যে সমাজে তারা কিন্তু ঠিকটা পাচ্ছে কিনা দেখার। আর তার সাথে, সাথে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে, আ প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা আছে তারা তাদেরও কিন্তু আ ব্যবস্থা কিন্তু নেই পড়াশোনা করার বা আ সমান শিক্ষার কিন্তু সুযোগটা নেই। তো আপনি দেখবেন যে আ wheelchair এ করে কিন্তু কেউ স্টুডেন্ট আমি কিন্তু আমাদের ক্লাসে দেখিনি কাউকে এরকম wheelchair এ করে এসে পড় জি।
হু, হু। হু, হু। জি। উহু। জি। উহু। হু। আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা। তবে, অ্যা আমার ক্ষেত্রে কিন্তু বিষয়টি আলাদা এবং আপনি জেনে নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের স্কু আমাদের এই এলাকাতে একটি হচ্ছে যে প্রতিবন্ধীদের জন্য স্কুল রয়েছে। যেখানে কিন্তু আমি দেখেছি যে, অ্যা তারা শিক্ষার ক্ষেত্রে কিন্তু অবাধ বা বলুন যে সমান সুযোগ কিছুটা পেয়েছে। কেন তারা আসলে শিখতে পারছে এবং নিজেদের অ্যা সেই বাচ্চাগুলো কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তাদের মধ্যে আমি এক ধরনের বিশেষ প্রতিভা দেখেছি। আমি কিন্তু অনেকে স্কুলে যেতে দেখেছি এবং তারা যে চমৎকারভাবে একটা বিষয়কে গ্রহণ করতে পারে সেটি সত্যিই আশ্চর্যজনক এবং আমার খুবই ভালো লেগেছে। এবং আমার কাছে মনে হয়েছে কি যে, অ্যা এই বিষয়গুলো আসলে আমাদের টা অঞ্চলে থাকা উচিত। তারাও শিখতে পারবে, তারাও তাদের মেধাকে হচ্ছে যে শান দিতে পারবে, তাদের হচ্ছে যে জ্ঞানের দুয়ার অনেক বেশি প্রশস্ত হবে, তাই তো?
উহু। আ জি, জি। হু, হু। জি, জি, জি। উহু। জি, জি, জি। উহু। উ হু, হু। জি, জি, জি, জি। জি, জি, জি, জি। জি, জি, জি, জি। হু, হু, হু। জি, জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি, একদম ঠিক বলেছেন। আর আমাদের কিন্তু এইসব আ শিশুদের প্রতি কিন্তু একটা ভালোবাসা দেয়া খুবই দরকার। কারণ তাদের কিন্তু আ ভালোবাসা করলে তাদেরও একটা আত্মবিশ্বাস আসবে নিজের উপর যে, "হ্যাঁ, আমিও আমার লক্ষ্যতে এগোতে পারবো।" বা তাদের যেই স্বপ্ন তারা কিন্তু সেটি পূরণ করতে পারবে। আমি কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেছি, আপনি কিন্তু দেখবেন যে আ বেশিরভাগ কিন্তু অনেক শিশু আছে যে আ তারা কিন্তু আ শিক্ষা মানে শিক্ষার জন্য যাচ্ছে না স্কুলে। তারা শ্রমে চলে যাচ্ছে, কাজ করতে চলে যাচ্ছে। এটি কিন্তু মূল কারণই কিন্তু আ যেটি বলেছিলেন অ অ মানে অর্থ নেই বা টাকা নেই বলেই কিন্তু এই ধাপটা তাদের নিতে হচ্ছে। তো আমাদের যদি আ এটি বন্ধ করা যায় বা যদি আ কোনপ্রকার কোনভাবে যদি তাদের এই অর্থটা যদি দিতে পারি তাহলে কিন্তু তারা শ্রম করতে যাবে না। Child labor যেটাকে বলে সেটি কিন্তু করতে হচ্ছে না তাদের। তো আমি কিন্তু যখন হুম। জি, জি। জি, জি, বলুন।
উহু। জি। উহু। উহু। আচ্ছা। উহু। উহু। জি। উহু। জি। উহু। উহু। উহু। জি। উহু। জি। আবার উহু, আবার দেখুন, তাদের হাতে কিন্তু স সোজাসুজি টাকাটি দেওয়া যাবে না। কিন তারা কিন্তু ছোট উ এবং পরিবারের চাপেই সে কর্মক্ষেত্রগুলোতে আসে, তাই না? এবং শিশুশ্রম কিন্তু করে তারা যে টাকাটি পায় হয়তোবা কিছু ক্ষেত্রে নিজের ক্ষেত্রে ব্যয় করছে, কিছু ক্ষেত্রে বাড়িতে দেয় ছে তো সেক্ষেত্রে দেখবেন যদি তাদেরকে আবার হাতে টাকাটি দেওয়া হয় তারা কিন্তু বিপথে যেতে পারে। আমরা পরিবারকে সাহায্য করতে পারি কিন্তু সন্তানদের কখনো আসলে অ্যা টাকা দেখানো আমার কাছে মনে হয় না যে ঠিক হবে।
জি, জি, জি। হু, হু। জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি। উহু, হু। জি, জি, জি, জি, জি।